একদম, একদম। খুব আ সুন্দর চমৎকার একটি কথা বললেন এবং <tsk> আমি আসলে এটি <chuckles> মাথায় রাখছি। কারণ এই আ সমস্যাটা আসলে আমারও আছে এবং <tsk> আমার নিজেরও না মাঝেমধ্যে এরকম মনে হয় যে, আমি কি এইযে মৃত্যু টাইপের আ শোকের দিক থেকে আসলে আমি কি feelingless? আমার কি এরকম কোন feeling নেই? এরকম আমার মনে হয়।
হ্যাঁ, এটা জানেন আমার কিন্তু অনেকবার মনে হয় যে, মানে আমি যে, মনে করি যে, মানুষগুলোকে আমি আমার যেটা মনে হয় যে, আমি যে, মনে করি "মানুষগুলোকে আমি এত ভালোবাসি, এত পছন্দ করি মানে আসলে কি আমি তাদেরকে ভালোবাসি? তাহলে তারা যখন আমাকে ছেড়ে চলে গেল আমি কিছু feel করলাম না কেন? আমার কেন বিশ্বাস হচ্ছিল না বা আমার কেন কোন কষ্ট লাগেনি বা চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত কেন পড়লো না?" আমার কিন্তু এই জিনিসটা নিজের প্রতি অনেকবার মনে হতে থাকে। <tsk> পরে একটা পর্যায়ে গিয়ে যখন hit করে তখন দেখা যায় একটু কান্নাকাটি করছি। কিন্তু আমি এই জিনিসটা খুব মনে করি যে, কোন কষ্ট পেলে বা কখনো কাউকে হারালে ওই সময় একটু কান্নাকাটি করা উচিত, একটু শোক পালন করা উচিত।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি। হ্যাঁ, আমারও এরকম মনে হয়।
That way দেখা যায় যে, আমরা আমাদের emotion টা সবার সামনে দরকার নাই। আমরা নিজেদের মত আলাদা করছি। যে, যার মত।
হুম, হুম। এক্সাক্টলি সেটা খুব চমৎকার কথা বললেন। হুম।
তাহলে কি ওই negetive emotions বলেন সবকিছু চাপায় রাখা হয় না। আমি যেটা বিশ্বাস করি যে, মানুষ যখন যেটা feel করছে তার সেটা imidiateltly express করা উচিত। Good way তে respectfully বাট express করা উচিত। কারণ positive emotion হোক বা negetive emotion হোক ওটা চাপায় রাখার পরে কি হয় জানেন? At the end of the day আপনার আনন্দ, দুঃখ, কষ্ট যা আছে এগুলো কিছু বের হয় না। আপনার শুধু রাগ বের হতে থাকে।
দম। এক্সাক্টলি। হুম, হুম।

হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর একটি কথা বলেছেন আসলে। আ ফিলিংস টা এক্সপ্রেস করা আসলে খুব জরুরি। এবং আপনি যে কথাটি আ ফার্স্ট এ একটু মেনশন করেছিলেন যে, আ আমরা যখন আরকি একেবারে আ অনুভূতি শূন্য মনে করি নিজেদেরকে। তখন যদি অ্যাকচুয়ালি একটু কান্নাকাটি করা যায় বা আ শোক পালন করা যায় সেটা নিজের মত হোক বা সবার সাথেই হোক। আমার মনে হয় it actually huge এটা বেশ ভালোই আ হিল করে। কারণ, আমি আসলে দেখেছি যে এই যে আ ভীষণভাবে কান্নাকাটি করা মানুষগুলো কিন্তু, অ্যা কিছুদিন পরেই আসলে নিজেদেরকে সামলে নিতে সক্ষম হন। হ্যাঁ।
জি, জি। জি, জি। হ্যাঁ। তখন ওদেরকে একটু হিপোক্রিট মনে হয় না, যে এই মানুষগুলা সেইদিন এত জোরে, জোরে, চিল্লায় কান্নাকাটি করছে। এখন সে দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমার কিন্তু ঠিকই মন খারাপ হচ্ছে। আমার ভাল লাগছে না।
অ্যা হ্যাঁ। ভালো লাক এক্সাক্টলি। এই বিষয়টা আমার আ ইভেন এ এরকম হয় অনেক। এবং আমি আসলে উম আমার নানার কথা তো বললাম। আমার দাদু যখন মারা গিয়েছিল, তখনও সেইম আমার সেইম থিং হয়েছিল আমার এবং আমার কাজিন এর স্পেশালি। তো, ও কোন কথা বলছিল না, কারো সাথে কোন কথা বলছিল না, কোন শোক পালন না, কিছু না। জাস্ট যে যেটা জিজ্ঞেস করছে সেটা সেরকম বলে দিচ্ছে। আর যারা কান্নাকাটি ওরকম করছে অ্যা তারা দেখলাম যে আসলে জাস্ট পরের দিন। একদম জাস্ট পরের দিন। তাহরা বসে, বসে, অ্যা অ্যা সকালবেলা নাস্তা করছে আর খুব হাসি মুখে গল্প করছে। অ্যান্ড আমি আর
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। <chuckles> তখন এগুলা দেখলে অনেক রাগ উঠে যায় না? মনে হয় যেন মাথায় রক্ত উঠে যাচ্ছে।
একদম। এক্সাক্টলি। আসলে সেটাই হয়েছিল আমার আর আমার কাজিনের সাথে। এবং বেশ কষ্ট করেই আমাদের দুজনকে তখন আশেপাশের মানুষজন থামিয়েছিল। যে আমরা নিজেদের পরিবারের উপরেই এত বিরক্ত হয়ে গিয়েছিলাম। বলতে গেলে আসলে। সত্য আপনার কথাটা সত্যই বলেছেন এবং ভীষণ ভালো লাগলো আসলে, এ বিষয়ে কথা বলতে পেরে এবং নিজেকে খুব হালকা লাগছে। যে না আমি যেটা ফিল করছি আরও একজন মানুষ অ্যা সেটাও সেভাবে ফিল করছেন। এবং তার সাথে কথা বলছি।
<chuckles> <chuckles> আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলে ভালো লেগেছে। এই যে মানে জিনিসটা যখন মিলে গেল তখন মনে হল মনে হচ্ছে এখন যে না আমার ইমোশনটাও ভ্যালিড। হ্যাঁ, আমি একাই না
এক্সাক্টলি, আসলে একদম আমারও সেটি মনে হচ্ছে। এবং এটি মনে করানোর জন্য আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অবশ্যই।
আপনাকেও ধন্যবাদ। আশা করি আবার কথা হবে।